আ-হ্যাঁ, আবার আরেকটা মজার বিষয় আপনি হয়তোবা ভেবে থাকতে পারেন, যে আমি হয়তোবা নিজের bike আছে, না আমি নিজের bike না, আমি Uber use করি প্রত্যেকবার, তো দেখা যাচ্ছে যে, আমার এইখানে একটা বড় অংকের টাকা চলে যায় মাস শেষে। এটাও আমি আমার ঐ অ্যাপ দ্বারাই জানতে পেরেছি। কারণ দেখা গেছে যে, <breath> যখন আমি Uber এর সব receipt বের করলাম যে এই হিসেব গুলো আসলে দেখা গেছে যে, আমার ১ মাসের বিল আরকি ১ম এ Uber এ যেতাম না। আমি ১ম এ ঐ যে খ্যাপের বাইক আছে না? যে direct ভাড়া করে চড়া যায় আ হ্যাঁ, হ্যাঁ।
জি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। ঐ এমনি গেলে যে আরকি এমনি রাস্তায় যে দাঁড়ায় থাকে। আচ্ছা, আচ্ছা।
অ্যা হ্যাঁ, হ্যাঁ তো ওটায় যেতাম তো ওটায় ভাড়া বেশি চায়। তা আমি অতটা care করতাম না। আমি চলে যাইতাম। তো দেখা যাইত যে ভাড়া ৳২০০ র মত নিত। তো মাস শেষে দেখা গেছে যে, আমার just যাতায়াত খরচই ৳১২,০০০ লেগে গেছে। আমি ভাবছিলাম যে, এটা অনেক বেশি। <scoffs> কমানো উচিত আমার। তো আমার friend বলল যে, "তুই শুধু, শুধু ইয়ে bike এ ক্যান যাস? Uber use কর, Uber এ দেখা যায় যে ভাড়া কম থাকে।" পরে দেখলাম আসলেই যে Uber এ আমি যে time এ যাওয়া-আসা করি এইযে ৳১৩০ বা ৳৪০ র উপরে ভাড়া হয় না। <breath> তো ওটা কমে ৳৮,০০০ বা ৭,৫০০ তে আসছে। কিন্তু আ-হ্যাঁ এখন বলতে পারেন যে, "এত টাকা খরচ করাতো ঠিক উচিত না।" তো আমি বলব যে, "না আমি টাকাটা খরচ করি বলে কিন্তু আমি সময়টা পাচ্ছি rest নেওয়া।"
জ্বী। হুম। আ ই অনেক খরচ ভাই। অনেক বেশি। হ্যাঁ, হ্যাঁ। উম-জি। জি, জি। হ্যাঁ। আচ্ছা। জি। এটা একটা জ্বী, জ্বী, জ্বী। মানে আপনার প্রয়োজন মত আপনিই খরচ করতেছেন। এখন আপনি যদি প্রয়োজন মত ঠ খরচ না করতেন, তাহলে আপনি time টাও পাইতেন না। কাজ করার proper time ও পাইতেন না। খরচও কর মানে আপনার income ও ঠিক মতো হইতো না। আপনার ঐ কোন এক জায়গা যেতে late হয়ে যেত। কাজটা তো আপনার time মতোই করতে হবে। এ time এর জন্যই আপনি Uber টা use করতেছেন।
হ্যাঁ। হ্যাঁ সেটাই, সেটাই। সেটাই। অ্যা-হ্যাঁ, সেটাই। হ্যাঁ। সেটাই। এই time এর জন্যই আমি Uber টা ইউজ করতেছি। এটা ঐযে অনেকে যেমন শুনে, আমার উপর অনেক বকা-ঝকা করে যে, "এত টাকা নষ্ট করো, হেনতেন।" তো, আমি বুঝাইতে পারি না যে, এটার কারণেই যে আমি সময়টা পাই আরো extra কাজ করার। যেটার মাধ্যমে কিন্তু আমি আরো বেশি টাকা উপার্জন করতেছি। যেটা আমি সময়ের সাথে trade এর করি। তো
জি। হান জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ আ না, এটা ঠিক বলছেন। আমি এইযে সময়ে ঠিক মত দেওয়ার কারণে আমার results গুলা এখন একটু ভালোই হইতাছে, الحمد لله কারণ, আগে আমি time ঠিকমত দিতাম না। তো, আমার results ও একেবারে মনে করেন, খারাপ আসতো। এখন একটু ঠিক মতো time দিয়ে পড়াশোনা করতেছি, চিন্তা করতেছি যে, আমি এই যে দিনের lecture টা না পারি, একটু যেন check করে যাই যে, check করলেও আমার একটু মাথায় থাকে যে আমি lecture টা কি পড়ছি। so এই time এর কারণেই কিন্তু আমি এখন মনে করেন, ভালোমতো পড়াশুনাটা কম পড়তেও পারতেছি। plus result টাও, ওই যে mid <scoffs> দিলাম mid এ আলহামদুলিল্লাহ্‌ ভালোই আসছে। ৩০ এ ৩০ এ ২৮ পাইছি। তো الحمد لله ভালোই চলতেছে, এই কা কাজে সময় বের করার কারণে।
আ-হ্যাঁ। الحمد لله আ-হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ? আ-হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ তাহলে তো ভালই। সেটাই, সেটাই। <smacks lips> আচ্ছা ভাইয়া তাহলে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনার কাছে অনেক অভিজ্ঞতাও জানতে পারলাম। আর অবশ্যই, বলা যায় যে, সঠিক সময় ব্যবস্থাপনারও কিছু ধারণা পেলাম। তো আপনাকে ধন্যবাদ। আপনার সাথে কথা বলেও ভালো লাগলো।
উম-জি, জি। উম-ঝি, জি। উম-জি। জি ভাই, আপনার সাথেত আপনাকেও ধন্যবাদ। আপনার সাথে অনেক কিছু বলে জানলাম, অনেক কিছু শিখলাম। এবং time এর ঐ সময় কাজের ঠিক সম সঠিক সময়ে কাজ করার জিনিসটা অনেক ভালোমত বুঝলাম। ঔ ভালো থাকবেন। খোদা-হাফেজ।
আপনিও ভালো থাকবেন। الله حافظ